হ্যাঁ আমার আ ক্ষেত্রে যেটা হয় যে আমার ফোনে WeChat আছে, তো সেই ক্ষেত্রে ওই WeChat টাই আমি হোম স্ক্রিনে রেখে দিয়েছি, তো যার ফলে আমি আ কতক্ষণ ইউজ করছি অ্যা এটা চলে আসে এবং যখন দেখি যে আসলে অতিরিক্ত ইউজ হয়ে যায় তখন আসলে ওইটা মানে আ রেড কালারের হয়ে যায় তো ওইটা দেখার পর বুঝি যে না এখন তো অতিরিক্ত হয়ে যাচ্ছে আর ব্যবহার করা যাবে না জি।
অ চ্ছা। হুম, হুম। <giggles> আর বেশি হয়ে গেছে আজকের দিনের জন্য। <chuckles> আচ্ছা। তো এমনি হচ্ছে ধরেন যে আপনি যে দৈনন্দিন জীবনে যে কাজগুলো করেন, মানে ধরুন যে অনেক আছে না যে কোন ধরনের কাজই আসলে কারো সাথে সামনে করতে পারে না, ঠিক আছে? দৈনন্দিন জীবনে কাজ বলতে যেমন খাওয়া, ঘুম বা এই ধরনের কাজগুলো, যেমন ঘুমের ক্ষেত্রে আসলে অনেকে একা, একা ঘুমাতে পছন্দ করে। আবার অনেকে আসলে হচ্ছে যে অ কয়েকজন মিলে একসাথে ঘুমাতে পারে আরকি। তা আপনি হচ্ছে কোন ধরনের ভাবে কাজগুলা করেন আরকি? মানে আপনি কি একা করেন নাকি হচ্ছে আলাদাই করেন?
আচ্ছা। হ্যাঁ। আ ভাইব? হ্যাঁ, ঘুমের ক্ষেত্রে না আমার আ মানে অনেক বেশি কমফোর্টেবল থাকতে হয়। আমি দেখা যায় কি আমি আমার নিজের রুম ছাড়া না ভাই অন্য কোথাও ঘুমাতেও পারি না। এই একটা কারণে আমি আ কোথাও যেতেও চাই না। কারণ আ একটা মানুষের সাথে তো ভাই প্রশ্নই ওঠে না। কারণ আ মানে আমার খুবই বিরক্তিকর লাগে যখন আসলে আমার পাশে অন্য কেউ থাকে। এ হ্যাঁ, তার মানে আমার একদমই ঘুম আসে না তক্ষণ জি, জি। তা যখন আমার পাশে অন্য কেউ থাকে তখন আমার একদমই ঘুম আসতে চায় না। তো এক্ষেত্রে আমি সবসময় একাই থাকি এবং এহ, এই একটা কারণে দেখা যায় আমি আসলে কোথাও ঘুরতেও যেতে চাই না। কারণ অনেক মানুষের সাথে থাকা লাগবে যেটা আমার জন্য খুবই কষ্টকর একটা ব্যাপার।
হুম, হুম। <laughs> অনেকেও ঘুমায় আচ্ছা। তো বিয়ের পর তো আপনার বেশ সমস্যাই হবে বলা যাচ্ছে। হুম। হুম।